জ্বী।
যে বাজেটটা।
হ্যাঁ সেটা তো অবশ্যই ভাই।
আমার কাজে আমি হ্যাঁ, অ্যা একটু কক্সবাজারে ঘুরতে যাবো?
আন জ্বী।
আমার মোটামুটি একটা আইডিয়া নিতে হবে যে আমার, আমি ১ সপ্তাহ থাকবো, আমার খরচ হবে হচ্ছে ৳১০০০০
আ হ্যাঁ ভাই। জ্বি।
হিসাব কিতাব করে। তো এবং ৳১০০০০ এর জায়গায় আমাকে ৳১২০০০ নিয়ে যেতে হবে।
উম জ্বি। আ ৳১২০০০ এর থেকে একটু বেশিই নেওয়া উচিত ভাই। জ্বি।
এখন আ হ্যাঁ, মানে একটা মিনিয়াম জাস্ট। এখ আমার কাছে আমার খরচ হচ্ছে ৳১০০০০। আমি নিয়ে গেলাম ৳৭০০০। তাহলে কিন্তু আমাদের এই বুড়ো মনটা খুবই বিপজ্জনক হয়ে যাবে। কষ্টকর হয়ে যাবে।
অ্যা হ্যাঁ। উম জ্বি। একদম, একদম। দেখা গেল যে আসলে কক্সবাজারে যেয়ে পৌঁছানোর পরে আ ফিরে আসার মতো আসলে আমাদের কাছে অর্থ নেই। জ্বি। এই ধরনের আসলে সমস্যা কিন্তু আসলে সম্মুখীন হওয়া হয়ে যায় ভাই অনেক সময় আরকি।
হুম, হুম। আমাদের আসলে আম ভ্রমণ বেশ কিছু সতর্কতা থাকা লাগবে। যেমন আমরা একটা জায়গায় ভ্রমণ করতে গেছি। ওখানকার পরিবেশটা বলেন, আবহাওয়াটা, কা ওই জায়গাটা কেমন নিরাপদ এটাও কিন্তু ভাবতে হবে। কারণ আমরা যদি
জ্বী। <smacks lips> সেটা অবশ্যই জ্বি। <chuckles> হ্যাঁ। হ্যাঁ, আরেকটা ব্যাপার ভাই, আপ আপনার ভ্রমণে যাওয়ার যে খরচের ব্যাপারটা তো ঠিক আছে। তবে আপনি ধরেন কোন একটা হোটেল বুক করলেন তো হোটেলের থেকে আসলে আপনি কোথায় যাবেন ঘুরতে সেই ব্যাপারটা সেই সেই জায়গাতে যাওয়ার অনুযায়ী ঐখানে আসলে কত টাকা খরচ হতে পারে ঠিক সেই সেই অঙ্কের টাকাটা নিয়েই বেরোনো উচিত বলে আমি মনে করি ভাই। কারণ আপনার আ আ আশেপাশে তো আসলে মানুষদেরকে তো আসলে বিশ্বাস নেই কারণ চারিপাশে চিনতাইকারী বা দুর্নীতির কিন্তু আসলে যে ঝুঁকি একটা সেটা কিন্তু ভাই থেকেই যায় আরকি।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।
তো যার ফলে আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটাতে আসলে একটু সতর্ক হওয়া উচিত ভাই।